একদম। হ্যাঁ, খুব চমৎকারভাবে বললেন আসলে আপনি। যে আসলে একটা সম্যক ধারণা থাকলে যেকোনো ধরনের বিপদ বা যেকোনো ধরনের ক্রাইসিস এ অ্যা মানে আসলে তখন দিশাহারা হয়ে যাইতে হবে না। কারণ সেটা সমাধানটা কোথায় পাওয়া যাবে বা সেই জিনিসটা কোথায় পাওয়া যাবে এটা আসলে সহজেই আইডিয়া করে নেয়া যাবে। এটা খুব চমৎকার ভাবে বলেছেন। তো সাধাণতত সাধারণত যখন আপনি ভ্রমণে যান, তখন কোন কোন বিষয়গুলো হচ্ছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন? আ সেক্ষেত্রে স্থানীয় কারো সাথে যোগাযোগ করার অভ্যাস বা চর্চা কি আপনি করে থাকেন কিনা সাধারণত? <clears throat>
একদম। আচ্ছা। হ্যাঁ, একদমই। যেখানেই গেছি না কেনো মানে খুব বেশি জায়গায় যে গেছি এমন না। তবে যেইখানেই গেছি সবখানেই স্থানীয় কেউ না কেউ পরিচিত আছে। আর এটা আ বিশ্ববিদ্যালয় জীবন পার হইলে এটা সবারই থাকে। কোনো না কোনো মানুষ হয়তোবা তার বাড়ি না হইলেও সে গেছে। কেউ না কেউ আছে যেগু এ যে এগুলা সম্পর্কে জানে। তো এদের কাছ থেকে শুনে নিলে তো হেল্প হয়ই। আর যেইটা জিজ্ঞেস করলেন আপনি যে অ্যা কি, কি বিষয় আসলে খেয়াল রাখি? সবার ১ম এ আসে হচ্ছে যাতায়াত। ওই আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার ব্যবস্থা কি, কি সেইখানের পথের মাঝে কি, কি যানবাহন লাগতে পারে বা কোনো বিপদ-আপদ হইলে আমি কিভাবে ফেরত আসতে পারি বা ঐখানে কোনো এমার্জেন্সি যাতায়াতের ব্যবস্থা আছে কিনা, এইটা হচ্ছে সবার আগে। এরপরে <scoffs> যেটা লাগে সেটা হচ্ছে খাবার এবং কোথায় থাকব। আর তারপরে হচ্ছে এমার্জেন্সি হয়তোবা ওইখানকার পুলিশের নাম্বার বা টুরিস্ট পুলিশ থাকলে তাদের, এইগুলা একটু কাছে রেখে দিলে ক্ষতি তো নেই না?
হুম। হু। হু। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। রাইট। হুম। আচ্ছা। হুম। হু। আচ্ছা। ক্ষতি তো নাই, রাইট হ্যাঁ। অ্যা সেক্ষেত্রে কি অনেক সময় কমন পড়ে যায় কিনা? জিনিসটা হচ্ছে যে বলছিলেন যে অ্যা পুলিশের নাম্বার বা ওইযে এক ও হ্যাঁ, হ্যাঁ না পুলিশের নাম্বার বা ঐ জায়গায় টুরিস্ট দেখা যাচ্ছে
কমন। না, না কমন একেক জায়গায় তো দায়িত্বরত অবশ্যই প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত যে অফিসার থাকে তার নাম্বার আলাদা হয়। এটা স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। আলাদা হয়। না, অনেক সময় এরকম কোনো ফাইল থাকে কিনা দেখা যাচ্ছে চেকপোস্টে যারা থাকে এরকম ধরেন একটা ফাইলে যদি সব নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। মানে জিজ্ঞেস করছিলাম যে এরকম কোনো কিছু আছে কিনা?
হ্যাঁ, হ্যাঁ এইটা সব জায়গায় আছে। আপনি যদি খুঁজে পেতে চান তাহলে কোনো ব্যাপার না। সব জায়গায়ই আছে। আপনি যদি হোটেলে যান, আ হোটেলে থাকতে চাইলে ওদের কাছে জিজ্ঞেস করলে বলে দিতে পারে। লোকাল মানুষের কাছে জানলে ওরা জানায় দিতে পারে। আরো সবচেয়ে সহজ হচ্ছে কি, আপনি যদি যেগুলা ভ্রমণের জন্যই তৈরি। হয়তোবা আপনি কক্সবাজার গেলেন, কুয়াকাটা গেলেন, এই ধরনের বা সাজেক গেলেন। যে জায়গা গুলা আসলে ভ্রমণের জন্যেই আকর্ষিত। তো সেখানে গেলে হ্যাঁ, হ্যাঁ পর্যটন হ্যাঁ, পর্যটন কেন্দ্র যেগুলো হয়, সেইগুলাতে গেলে আপনি এমনি সাইনবোর্ড দেখবেন যে অ্যা মানে কোনটা, কোনটা দরকার হইতে পারে, ফায়ার সার্ভিস লাগবে নাকি আপনার পুলিশ লাগবে নাকি ম্যাজিস্ট্রেট লাগবে না সেনাবাহিনী। ওইখানে সবার কোনো না কোনো যোগাযোগের মাধ্যম দেওয়াই আছে। একটা ছবি তুলে নিলেই হয়।
হ্যাঁ। রাইট। হুম। হ্যাঁ। রাইট। রাইট। হু। স্পট বলা যায় আরকি যে পর্যটন স্পট বলা যায় যেগুলোকে, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।